একদম ঠিকই বলেছেন আসলেই। তাহলেই হয়তো আমরা আমাদের সঞ্চয়ের লক্ষ্যে পৌঁছতে পারব। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আসলে কি জী বলেন।
হু, হু, হু। তো আপনি কিভাবে আপনার সঞ্চয়ের লক্ষ্যে পৌঁছানোর জন্য বিনিয়োগের পরিকল্পনা করেন?
আসলে কি আমার অ্যা সেটাই আমি শুনতে যাচ্ছিলাম যে বললেন আপনি অ্যা আপনার ব্যাংকেও রাখা যেতে পারে। আমি যেমন বললাম একটু জমি কেনা বা অনেকে অ্যা জমি বন্ধক ও নেয় তাই না? চাষাবাদ করার জন্য। হ্যাঁ, এরকম করা যেতে পারে। আমার মনে হয় ভালো হয়।
<laughs> আচ্ছা। হু। হু, হু, হু, হু। না, ঠিকই বলেছেন। আসলে এইযে বিনিয়োগের বিষয়টা যখন আসে তখন এটা কিন্তু একটা মানে মানসিক কৌশলগত একটা কাজ। হ্যাঁ? আপনি যখন অ্যা আপনার কাছে ৳১,০০,০০০ আছে, সেই টাকাটা আপনি বেশি করতে চান বা সেই টাকাটা সঠিক ব্যবহার করতে চান বিনিয়োগ করে। তখন দেখবেন আমাদের গ্রামাঞ্চলে কিন্তু বা শহরে যেখানেই হোক, তারা কিন্তু জমি বন্ধক নিচ্ছে বা জমি এইযে আপনার কিনে অ্যা কি চুকানি বলে না কি বলে এইসব আরকি করছে। তো আপনি চাইলে জমি অ কারো কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য জমি নিয়ে সেখানে আবার ধান-পান, আপনার যা ভাল লাগে সেটাকে ইয়ে করে
হুম। উম জী, জী। আচ্ছা। একদম ঠিক বলেছেন এটা হ্যাঁ।
আপনি কিন্তু আবার সে যখন টাকা দিচ্ছে সে টাকাটাও আপনার টাকাই থাকছে, আবার আপনার কিন্তু এখানে আবার লাভও হচ্ছে। এটা একটা। দ্বিতীয়ত, অ্যা আপনার অ্যা আপনি ব্যাংকে রেখে দিতে পারেন, সেখান থেকেও একটা মুনাফা পাবেন। আবার আপনি চাইলে ছোট্ট একটা দোকান দিতে পারেন। সেই দোকান থেকে অ্যা আপনার দেখা যাচ্ছে বিনিয়োগ আ করে লাভ হচ্ছে। সেই লাভ থেকে সেই টাকাটা এক লক্ষ টাকা, দুই লক্ষ, ৳৩,০০,০০০ বাড়ছে আরকি।
হ্যাঁ, একদমই ঠিক আসলেই। হুম। ঠিক, ঠিক। হুম। আসলেই তাই। আম ভালো করেছেন আসলেই। ধরেন আমা
হুম, মানে আপনি কিন্তু ঐ যে অ্যা ঝুঁকি নেওয়ার একটা সহনশীলতা থাকতে হবে। আপনি যদি বিনিয়োগ করতে চান।